আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, আর সমুদ্রের যে তীরগুলো আছে ওইখানে অনেক মানুষ থাকে যে যাদের কারণে আরকি আপনার আ একটা সমাগম তৈরি হয়। যেটাও আরকি আমার খুব একটা ভালো লাগে না। তো, তা হ্যাঁ বলেন।
জ্বী, জ্বী। আর জ্বি। আ আমি বলতে চাইতেছিলাম যে আ পাহাড়ে গেলে আমার যেই আ অভিজ্ঞতাটা হয় আরকি, যে আমি আ স্মোক করার ফলে যে আমার একটা ফুসফুসে যে ক্যাপাসিটি যে পাহাড়ে উঠা। তারপর ইয়া তো তখন দেখা যায় যে আমি তা খুব তাড়াতাড়ি হাঁপাইয়া যাই। আমার যে বন্ধু আমার টাইনা নিয়া যাওয়া লাগে যে, "বন্ধু চল, চল।" আমি তো গতবার আমি তো ফ্রেন্ডের পিঠে উইঠা গেছিলাম যে আমারে নিয়া যা ভাই। আমি হাঁটতে পারতেছি না। মানে অনেক টায়ারিং একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়।
জ্বী। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আ হ্যাঁ। আ
তো যেটা সমুদ্রে আবার হয় না কারণ সমতল ভূমি হাঁটো, পানি আসতেছে লাগতেছে গায়ে গায়ে ভালোই লাগে।
আচ্ছা। পাহাড় থেকে ফিরে আসার পরে কেমন অনুভূতি হয় আপনার?
পাহাড় থেকে পাহাড়ের উপরে ওঠার পরে যখন ১-২ ঘন্টা রিল্যাক্স হয় তখন যেয়ে না আশেপাশে তো অনেক সুন্দর। আ সকালবেলা তো বলা মানে বলাই যায় না যে উম মেঘ ধরতেছি আমি ভাই। যেটা সমুদ্রে হয় না এ সচরাচর। মেঘ আপনার হাতের মুঠোয়।
জ্বী। <chuckles> হ্যাঁ। আপনি সকালে বসে চা খাছ এককাপ চা খাচ্ছেন। আ মে আর আপনার আপনার পা আপনার মেঘের ভিতর দিয়ে মেঘ আপনার ভিতর দিয়ে চলে যাচ্ছে।
খুবই সুন্দর। জ্বি। <chuckles> এটা একদম ইমাজিন হইলেই কেমন জানি একটা লাগে যে মেঘ তো কত মানে চলার সময় আমি নিজের বাসায় দেখে থাকি। মেঘ কত উপরে কিন্তু পাহাড়ে উঠলে মনে হয় আরে মেঘ এর এখানে এসে পড়ছি। মেঘ আমার নিচে আইসা পড়ছে।
আ হ্যাঁ। <chuckles> হ্যাঁ। একটা মেঘের রাজ্যে চলে আসছি। এটাই মনে হয়।
কত উপরে আমি। জ্বী। জ্বি, এই পাহাড় আর সমুদ্র একদম ২ টা ২ জায়গায় বলতে গেলে। যেটা যেটা এক্সপেরিয়েন্স আ হক মানে একটার সাথে মিলেই না এককথায়।
তো হ্যাঁ। ২ টা

আহা হ্যাঁ তো এ
আমার ক্ষেত্রে যদিও আমি সূর্য অস্তটাকেই বেশি প্রেফারেবল করি। কারণ আ আমি নাইট পারসন মেইনলি। তো আমার জন্য সূর্য ডুবলেই ভালো লাগবে যে না আমার টাইম আইসা পড়ছে। আমি এখন আ ইয়া সজীব হয়ে যাবো।
<chuckles> আ কিন্তু ভাই আ হ্যাঁ ভাই দেখতে ভালো লাগে সারাদিনের ক্লান্তির পরে একটা মনে হয় যে একটা দীর্ঘশ্বাস ফেলতে পারছি। যে আ পরিশেষে আজকের দিনের মতো আ কাজ শেষ কিংবা ক্লান্তির আ অবসান ঘটলো। <smacks lips> আ আবার, আবার <smacks lips> মন খারাপ করার পরিবেশ তৈরি করে যে আচ্ছা আবার সকাল থেকে আ সেই আ স্বাভাবিক জীবন মানে মানে আবার সেই আ কি বলে ওটাকে আ যন্ত্র মানবিকে জীবনে আরকি ফেরত যেতে হবে।
উম জ্বী। মানে দৈন দৈনন্দিন হ্যাঁ জীবনে ফিরে আসা।
আ হ্যাঁ। তো একটা পরিশ্রমের ব্যাপার। আ
তো জ্বী, জ্বী।
যেটার কারণে হুম, জি।
এখন এখন আমার মধ্যে যে আ পাহাড়ে সূর্যোদয় দেখা এক আমার এখনো অনুভূতি হয় নাই তো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে পাহাড়ে আ সূর্যোদয় দেখার আপনার অনুভূতি আপনি যখন ১ম বার গিয়েছিলেন আ আপনার আ কি খুবই খুশি মনে হচ্ছিলো যে না এরকম দৃশ্য আমি শহরে দেখিনি বা এরকম কিছু?
আচ্ছা। আ হ্যাঁ অবশ্যই পাহাড়ে আপনি একটা জিনিস অবশ্যই পাবেন। সেটা হল পাখির ডাক। আর যখন আপনি কাঠের ঘরে থাকবেন হ্যাঁ কাঠের ঘরে থাকবেন তখন আপনার আ কাঠের ঘরের আ ফাঁক, ফাঁক দিয়ে মুখের উপরে ইয়া পড়বে। আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করবে পাখির ডাকের সাথে। আর কোন প্রকার ক্লান্তি থাকবে না। আ সারাদিন পরিশ্রম করার পরে অবশ্য গোধুলী বেলায় একটু ক্লান্তি থাকে। আ ওই সময়টা আপনি সূর্যর দিকে তাকিয়ে এক কাপ চা খাইতে খাইতে আ দেখতে পারেন। আ এটা আসলে
জ্বী, সকালবেলা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ আমি ভিজুয়া ভিজুয়াল করতেছি নিজেকে ওই জায়গায় আপনার কথা শুনে আরকি জিনিসটা আমি নিজেকে মনে করতেছি আমি ওখানেই বইসা ঐখানেই শুয়ে আছি। একদম কাঠের রুমের মধ্যে পাখি পাশে কিচিমিচি করতেছে। নিশ্চয়।
<chuckles> <chuckles> <chuckles> আ হ্যাঁ। আরেকটা ব্যাপার কিন্তু আছে ভাই পাহাড়ের। সেটা হল বৃষ্টি।
জ্বী, জ্বী ভা পাহাড়ে বৃষ্টি।
কাঠের ঘরের বৃষ্টি। আ হ্যাঁ।
আ এটা এক্সপেরিয়েন্স করা হয়নি। আ
আ আ যদিও আপনার কালার্স